আসলে দোনোটার দিকে <chuckles> খেয়াল রাখতে হয়। আ বাজেটের ব্যাপারটা তো একটু মাথায় রাখতেই হয় যে, "এটা আসলে আমি যে, কিনছি।" কারণ দেখা যায় অনেক অ্যা জামা বা অনেক পোশাক আছে যেটা শুধু উৎসবের কারণে কিনলে না? ওই অনুষ্ঠানের পরে না? পড়া হয় না। আমার এরকম আসলে অনেক জামা আছে, যেগুলো আসলে আমি কিনেছিলাম ঠিকই অনেক দাম দিয়ে। কিন্তু পরবর্তীতে আমার কখনো পড়া হয়নি বা ওই ১ বারই পড়া হয়েছিল। পরবর্তীতে আমার কোন হয়তো কাউকে দিয়ে দিতে হয়েছিল হ্যাঁ। তো এরকম আসলে দেখা যেত আ ওই ক্ষেত্রে একটু বাজেটের দিকটা খেয়াল রাখি। আর যেটা আমি মনে করি যে, এটা আসলে একবার না, আমি অনেকবার আসলে রিপিট করতে পারব। সেক্ষেত্রে আমি একটু হয়তো দাম দিয়ে কিনি বা আমি চেষ্টা করি যে, এটা যেন আমি ওইভাবে একটা ভালো একটা প্রোগ্রাম এও পড়ে যেতে পারি বা যেকোনো একটা অনুষ্ঠানে আসলে পরে যেতে পারি। তো এইটা, দোনোটার দিক থেকে আসলে খেয়াল রাখা হয় আমার ক্ষেত্রে।
আচ্ছা। হুম, অবশ্যই। হুম। করা হয় না ঠিক। হু, হুম। হুম। হ্যাঁ, মনে হয় ওয়েস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। পরতে পারবো। হুম, হুম। হু, হুম। আচ্ছা। আচ্ছা, এটা ভালো। কিন্তু ওই যে, অনেক সময় হয় কি? আমরা, আ যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আগে যেটা করতাম। আ ছোট থাকতে অ আ মানে যেটা আমার ক্ষেত্রে হয়েছে ছোট থাকতে যেটা করতাম যে, আম আ মানে দামি কাপড় কেনা হয়ে যেত। কিন্তু সেটা পরে পড়া হত না। রেখে দেওয়া হত। শুধু বিয়েতে গেলে বা কোথাও ঘুরতে গেলে পড়ে যাওয়া হত। তো আ হ্যাঁ, আপনার ক্ষেত্রেও সেটা হচ্ছে দেখে আ বুঝলাম যে, এটা বলা যায় ইউনিভার্সাল একটা সমস্যা। সবারই সমস্যা হয়ে থাকে।
জ্বী? <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। <chuckles> অ্যা হ্যাঁ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে জিনিসটা হয়, যে, একটা জামা পড়ে ছবি তোলার পর, না আর পড়ব না। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এটা ঠিক। আচ্ছা। অনেকের তো শাড়ির মধ্যে অনেক ধরনেরই পছন্দ আছে। যেমন জামদানি শাড়ির প্রতি বাঙালিদের একটা আলাদাই আকর্ষণ থাকে। বাঙালি তারপর টাঙ্গাইল, মণিপুরী এসব শাড়ি। আপনার কি এরকম কোনো আ পছন্দ আছে? মানে আকর্ষণ আছে কোনো শাড়ির প্রতি?
<chuckles> <inhales> উহু। আ শাড়ির প্রতি তো আসলে তেমন একটা আকর্ষণ নেই। আ যেটা আসলে আপনাকে বলেছিলাম। আ কিন্তু আ জামদানি শাড়িগুলা ভালো লাগে। কিন্তু আমার কাছে আবার ঐযে থাকে না? একটু আ সিল্ক এর ভেতরে যে, শাড়িগুলো থাকে বা হাফ সিল্ক এর যে, শাড়িগুলো থাকে। সেগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। অ্যা বিশেষ করে আমার আম একটা শাড়ি আছে, আমার একটাই আসলে শাড়ি আছে সত্যি কথা বলতে। <laughs> তো ওই শাড়িটা আসলে আমার, আ আমারও না, আমার দাদু আমাকে দিয়েছিল। সে ও তো, সে আসলে যখন আ চলে যায় আমাদের ছেড়ে, তার আগে আসলে বলে গিয়েছিল যে, এই শাড়িটা আসলে আমাকে দেওয়ার জন্য। তো ওই শাড়িটা কেন যেন আমার কাছে একটা হাফ সিল্ক, হাফ জামদানি আ জামদানি আরকি। তো এটা এত ভালো লেগেছে, আর কালার টাও এত সুন্দর ছিল। মানে পুরো আমার আ মানে আ বডি কালার এর সাথে আসলে পুরো কমপ্লিমেন্ট যাওয়ার মতো একটা শাড়ি বা আ কালার টা মানে ইয়াটা। তো আমার কাছে এই ধরনের শাড়িটা একটু ভালো লাগে। যেটা আসলে একটু ওয়েসটার্ন ও মনে হয় দেখতে, আবার আ একটু বা বাঙালি আনারও একটা ভাব নিয়ে আসে।
হুম। হুম, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। <chuckles> আচ্ছা। আচ্ছা। হুম। না। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আপনার আ দাদু আসলে বুঝেই দিয়েছিল আপনাকে যে, এটা আপনাকে মানাবে। <chuckles> এজন্যই আপনার পছন্দ হয়েছে। আচ্ছা, আপনার মায়ের থেকে কি আপনি শাড়ি নিয়ে পড়েন, নাকি আপনার মা শাড়ি আ পড়ে না, ওই এমন কিছু?
<chuckles> জ্বী, জ্বী।

আ দুঃখিত আমি আসলে বুঝতে পারিনি। শাড়ির ক্ষেত্রে মানে নরমাল শাড়ি নাকি হচ্ছে আপনি জিজ্ঞেস করেছিলেন বাঙালিয়ানার যে শাড়ি আরকি স্টাইল?
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বাঙালিয়ানা যেমন ধরেন আ গ্রামে যেটা দেখা যায় একটু আ পেঁচানো শাড়িটা। হুম, হুম।
ও, আচ্ছা, আচ্ছা। আ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আহ না আসলে ওটা ওভাবে তো এখন পর্যন্ত পরা হয়নি। কিন্তু আমার কাছে দেখতেই কিন্তু বেশ ভালো লাগে বা মনে হয় যে না, এ আসলে আ এই স্টাইলটা তো আসলে অনেক সুন্দর বা <smacks lips> আ এটা আসলে পড়লে হয়তো ভালো লাগবে। কিন্তু এখন পর্যন্ত থাকে না? যে আসলে পরা হয়েছে বা আ কখনো ই করা হয়েছে। তো এটা আসলে কখনো হয়নি। তবে ইচ্ছে আছে হয়তো কখনো যদি এরকম আ কোনো অপশন পাই তাহলে হয়তো আসলে পরে দেখব যে আসলে আমাকে মানাচ্ছে কিনা বা আসলে আমাকে ভালো লাগছে কিনা।
আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। <chuckles> উম হ্যাঁ, অনেক সময় হয় কি? আ গায়ে হলুদের বা মেহেদির আ function এ কিন্তু অনেকে এভাবে শাড়ি পড়ে থাকে। কারণ ওইযে সবাই একসাথে পড়লে দেখতে আরকি ভালো লাগে। সেজন্য জিজ্ঞেস করছিলাম।
উম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আম না এখন পর্যন্ত আসলে তো গ্রামের বিয়েতে সত্যি কথা বলতে যাওয়া হয়নি। আব আর দেশীয় মানে ঢাকার বিয়েতে আসলে এরকম কেউ একটা পরে না। আ তো এইজন্য আসলে আমার আসলে পরা হয়নি।
<chuckles> হ্যাঁ। উম আচ্ছা, আচ্ছা। হা ঠিক আছে তাইলে।
তবে সে কেউ যদি পড়তো তাহলে হয়তো আমার পড়া হয়তোবা <chuckles> আমি আসলে চেষ্টা করে দেখতাম।
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আপনি কি আ কোন একটা এক ধরনের specific রং নিয়ে আ কাপড় পরতে ভালোবাসেন নাকি আপনি মাঝে, মাঝে একটু experiment করতেও পছন্দ করেন?